এবং দেখায় যে তাদের, তাদের ব্যাপারে আমরা খুব একটা জানি না এবং তাদের দেশটা অনেকটা, অনেকটা সিকিউরড, মানে ভিতরে কেউ যেন যেতে পারে না, বের হতে পারে না, তাই না? দেখা যায় যে, তাদেরকে কিভাবে একদম নরমাল মানুষের মতো দেখানো যায় যে, হ্যাঁ, তাদেরও অনেক, এক্সপিরিয়েন্স আছে, অনেক স্টোরি আছে, অনেক গল্প আছে এবং এই জিনিসগুলো আসলে মানুষেরই তৈরি। এই ভেদাভেদগুলো, বর্ডারগুলো এবং
আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আসলে ওই যে, বন জংহু, ওর যে, ইনসাইড, সেটা তো দুর্দান্ত। প্লাস হচ্ছে, ও যেইভাবে আর কি দেখায়, মানে ম্যেকিং গুলো, যে মানে, সেইটা, কারণ এরকম তো সবাই ভাবে, কিন্তু ওর মতো রিলেটেবল করে, যেটা আসলে সাধারণত এই ধরনের বৈষম্য নিয়ে, যারা কথাবার্তা বলে বা এই ধরনের ডিপ ইসু নিয়ে যারা কথাবার্তা বলে ওদের মধ্য হ্যাঁ, এটা নিয়ে কথা বলা হুম।
হু, হু, হু। হ্যাঁ। রাইট। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, রাইট। হ্যাঁ, এই সোস্যাল ইসু গুলো, সামাজিক ইসু গুলো। যেমন ধরেন, রাইট। ইয়া ইয়া আপনি বলুন।
আমি বলতে চাচ্ছিলাম যে, যারা সাধারণত বলে তারা হচ্ছে, একটু ভারী কথা হয় বা যেটা দেখা যাচ্ছে যে, অল্প কয়েকজন মানুষের কাছে রিলেটেবল হয়। অধিকাংশ মানুষই আসলে মানে এটা ভাবে যে, এটা কি কথাবার্তা বলছে, এটা তো আমার সাথে সম্পর্কিত না। কিন্তু বন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
হুম, হুম। হ্যাঁ। রাইট। হু, হু। হ্যাঁ, জিনিসটাকে মানে খুব সাটল করে বলাটা, এক ধরনের আর্ট। কারণ আপনি যদি একটু বেশি এক্সপ্লিসিট ভাবে জিনিসটা বলেন, তাহলে জিনিসটাকে অনেকটা প্রিচিং টাইপ মনে হবে। যে হ্যাঁ, কেন আমাকে এত জ্ঞান দিচ্ছে, এই মানুষটা, তাই না?
হুম। হ্যাঁ, হ্যাঁ। আর বন জংহু, যেমন করে বলছে, লাইক এটা এতটা রিলেটেবল লাগছে। আমি এ্যাকচুয়েলি জানতাম না মিকি ৭৫ আসলে ওর, কিন্তু দারুন মুভিটা। আমি আপনার সাথে আসলে হ্যাঁ, দেখে ফেলেন আপনি। আমি সিওর আপনার এই ঘন্টা দুয়েক অনেক ভালো যাবে।
এ হ্যাঁ, রাইট। হু, হু, হু। আ আমার আসলে এখনই দেখতে ইচ্ছা করতেছে। আমি একটু পরে দেখবো, হ্যাঁ। <laughs>

'Thunderbolts' আচ্ছা, আর দেখে ফেলছেন কোনটা?
ওই 'Mission: Impossible' টা দেখে ফেলছি।
তার মানে বোঝাই যাচ্ছে আপনার একটু একশন ঘরানার আহ মুভি পছন্দ, তাই না?
এখন অপশন যেহেতু কম তার মধ্যেই তো আমার কন্সিডার করতে হবে। আমি 'Lilo& Stitch' এর মানে অরজিনাল যে অ্যা কার্টুন মুভিটা সেটা দেখে ফেলছি অনেক ছোটবেলায়। তাই আমার মনে হয় না যে এই মুভিটাত আর তেমন ইন্টারেস্টিং কিছু হবে।
হু, হু। ওহ, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তবে 'Lilo& Stitch' আমি আসলে যেটা মানে সার্চ করে দেখতেছি এটা কমেডি সাই-ফাই। আমার কিন্তু এই জনরাটা প্রচণ্ড ভালো লাগে। আমি কমেডির ভীষণ ভক্ত, সাথে যদি সাই-ফাই থাকে তো। মানে আহ একশন অতটা মানে শুধু একশন বা থ্রিলার চলে, কিন্তু অতটা ভালো কিন্তু লাগে না। আমার যতটা আসলে কমেডির সাথে যেকোনো কম্বিনেশন, মানে <swallows> আমি লাস্ট একটা মুভি দেখছিলাম। আমি আসলে হলে গিয়ে দেখি না। আমি পুরোটাই আসলে অনলাইন বেজড। আহ একটা ছিল হচ্ছে 'Mickey 17' এটা ছিল হ্যাঁ, হ্যাঁ, 'Mickey 17' এটা দেখছেন আপনি?
এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কমেডি আমারও খুব ভাল্লাগে। হুম। হুম। হ্যাঁ। আচ্ছা। ও। আ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। 'Mickey 17' হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। মুভিটা আমি দেখিনি কিন্তু মুভিটার ব্যাপারে আমি অনেক কিছু জানি। কারণ আমি এই মুভিটার জন্য অনেক, অনেক, আ খুবই এক্সসাইটেড ছিলাম যে কখন বের হবে। এখন বের হলো দেখা হচ্ছে অনেকদিন হয়ে গেছে কিন্তু দেখা হচ্ছে না।
হ্যাঁ, ওটা অহ। আচ্ছা। আমি ভীষণ পছন্দ করেছি মুভিটা। আমার এ দারুণ লেগেছে। আমি জানিনা এটা তে আমি আসলে জনরাতে কমেডি ছিল না। মানে একশন, সাই-ফাই, ড্রামা সাই-ফাই ছিল মনে হয়। কিন্তু মানে এটা আমার, আমার কাছে মনে হয়েছে এটা দুর্দান্ত এবং আহ মানে কমেডি না থাকলেও এখানে কোন মানে অতিরিক্ত স্যাডনেস বা হচ্ছে যেটা মানে বুক ভারী করে রাখে, এমন কিছু আসলে ছিল না। এবং ওখানকার যে এলিয়েনরা ওদের কিন্তু লাস্টে ওদের নিয়ে বেশ হাসাহাসি করা গেছে আরকি। আপনি সরি, সরি, নো এলিয়েন তো আছে আপনি জানেন, তাই তো?
আ হ্যাঁ। <chuckles> এ হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা। হু, হুম। হু, হু, হুম। আচ্ছা, আচ্ছা। আপনি কিন্তু কোন স্পয়লার দিয়েন না। আমাকে স্পয়লার দিয়ে আমি

<chuckles> আচ্ছা। তাহলে তো দেখতেই হবে। আমার এই মানে সাইন্স ফিকশন, এলিয়ান রিলেটেড জিনিসগুলো খুব ভালো লাগে এবং সে
অবশ্যই আপনি দেখবেন। এই গ ওইখানে যে খুব বড় টুইস্ট আছে এমন কিন্তু না। কিন্তু আ মানে আপনি হচ্ছে ওখানে, আ দ আপনার যেটা, যেটা ইচ্ছা হবে যে মানে ওই সয়তান যেমন Bong Joon-ho র কোন মুভি কিন্তু অমন না। যেমন স্নোপায়ারসার বা ও ওইখানে কিন্তু যা দেখা যাচ্ছে যে, আ আ মানে, মানে একটু sadness থাকে শেষের দিকে। বাট এইটা হচ্ছে আমার কাছে মনে হইছে যে এটা satisfactory শুরুতে দেখা যাচ্ছে যে, আ মিকির লাইফটা অনেক স্যাড বা কিন্তু আস্তে, আস্তে যত যাচ্ছে দেখা যাচ্ছে আপনার মন যেটা, যেটা চাচ্ছে। যে এইটা, এইটা হোক ওইটা, ওইটাই হচ্ছে। তো এটা কিন্তু আমার কাছে খুবই মানে, মানে মনে হইছে যে একটা মন ভালো করে দেওয়ার মতো মুভি।
আচ্ছা, আচ্ছা। অ্যা হ্যাঁ। ওহো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। হুম, তাহলে তো দেখতেই হবে। কিন্তু আমি ভাবতেছি যে মানে Bong Joon-ho র মুভি গুলাতে তো এক ধরনের, আ ধরেন ডিপ ম্যাসেজ থাকে। যে আপনি আমরা বললাম না সোশ্যাল যে ইস্যু গুলো। যেমন ধরেন, আমরা যদি, আমরা যে 'ওকজার' কথা ধরি। 'ওকজার' টা হচ্ছে গিয়ে আমাদের যেই আ মিট ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সেটার ব্যাপারে। যে আমা আমাদের ইন্ডাস্ট্রিগুলো কত নিষ্ঠুর হতে পারে এবং এই ধরনের, আম ধরেন
হ্যাঁ। হ্যাঁ, সেটাও আছে কিন্তু থাকে না হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। এটার তো আপনি ট্রেলার তো দেখছেন, তাই না?
ট্রেইলার আমি অনেক আগে দেখছিলাম। যখন ১ম, রিলিজ হয়েছিল তখন দেখছিলাম। আম্বারে আমি ওই
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটাতেও আছে আপনার। ওই মকারি আছে আর কি, আর কি আমাদের বড়, বড় ইন্ডস্ট্রিয়াল ইয়া, মানে শিল্পপতি, কোটিপতি এদেরকে নিয়ে মকারি আছে আর কি।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম।

ও সেটাতো তার প্রায় সব প্রজেক্ট-এই দেখা যায়। যে এক ধরনের ডিভিশন এবং আ যারা বড়লোক তারা কিভাবে অন্য কিছুর প্রতি তেমন একটা কেয়ার করে না। তাই না?
হ্যাঁ, হ্যাঁ। উম এবং তাদের আসলে যে হিউম্যানিটি কতটা, মানে হচ্ছে? আর ওইযে সাথে ওইযে, আ হাল্কের ক্যারেক্টার-টা কে যেন করে? ও তো আছে। হ্যাঁ, হ্যাঁ, মার্ক রাফেলো। ও হচ্ছে পলিটিশিয়ান-টা। ও তো আছে।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মার্ক রাফেলো। হ্যাঁ, অ্যা হ্যাঁ। রাইট, রাইট। উনি কিন্তু আবার তার, তার রিয়েল লাইফে অনেক আ পোলিটিকলি উনি খুব অ্যাক্টিভ।
হ্যাঁ, আমি সেটাতো জানি। আমি ওর আরেকটা মুভিদেখছি। আ নামটা মনে নাই। কিন্তু ওইটা হচ্ছে একটা আইনজীবীকে নিয়া ছিল। যে হচ্ছে গিয়া আপনার ওইযে টেফলন আছে না, ননস্টিক প্যানে যেটার প্রলেপ দেওয়া থাকে, ওই movie-টা আপনি দেখছেন?
আচ্ছা। ও! আচ্ছা, আচ্ছা। টেফলন? হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, রাইট। আমি টেফলনের এই, এই মুভিটার ব্যাপারে জানি কিন্তু মুভিটা আমার দেখা হয়নি। আমি টেফলনের ব্যাপারেও জানি জিনিসটা কতটুকু ক্ষতিকারী হতে পারে।
আচ্ছা। হুম, হুম। ওইটাতো আমি দেখছিলাম। তখন আমি আসলে, অনেক বেশি অ্যাফেক্টেড্ হই। আমি আগে হচ্ছে প্রচুর এরকম ভারী, ভারী ছবি দেখতাম। বাট আমার হচ্ছে, ইদানিং মুড হচ্ছে গিয়া অনেক আ মানে, মানে ইনটেনসিটি আমি আসলে আমার আরও অনেক প্রবলেমস্ ক্রিয়েট্ করে। এইজন্য আমি আসলে একটু আমার ধারণা বং জুন-হো বুঝতে পারছে যে আসলে আমরা সবাই আসলে এত প্রবলেম নিয়ে ভাবতে, ভাবতে খুবই ডিপ্রেসড্ হয়ে আছি। এইজন্য ও আসলে লাইট করে মুভিগুলো বানাইছে, বলেন!
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। একটু লাইট-হার্টেড। <chuckles> হ্যাঁ, আমি বুঝতে পারছি। হুম। হ্যাঁ। পৃথিবীটা ওদিকেই যাচ্ছে, তাই না? অ্যা হ্যাঁ এবং তার নেক্সট প্রজেক্ট-এর জন্য আমি খুব এক্সাইটেড। আশা করি আমরা, আমরা এইযে তার পরের গল্পগুলোও দেখতে পারবো এবং আগেরগুলো আপনি নিশ্চয়ই সবগুলোই দেখবেন।
সেটা আবার কোনটা?